হ্যাঁ, আমার আমার একবার মনে আছে যে, আমার আসলে সে বছর একদম নতুন চাকরি ছিল। জীবনের ১ম চাকরি। তো একটু কাজের প্রেশারটাও একটু বেশি ছিল এবং ছিল ঈদ, সামনে ঈদ ছিল। তো ঈদের আগে হয় কি যে, অফিস গুলাতে একটু কাজটা বেশি থাকে। তো আমি আসলে পারছিলাম না যে <scoffs> কাজের সাথে পেরে উঠতে পারছিলাম না বা আমার তখন ছিল যে যেহেতু নতুন, নতুন তো, ভুল করা যাবে না। তো এরকম হ্যাঁ, তো আমি অফিসের কাজটাকে আসলে বেশি একটু উপরে রাখছিলাম। তো যার ফলে হচ্ছিল কি যে, সামনে যে ঈদ আ এবং যে একটা প্রিপারেশন নিতে হয় বাড়িতে সামনে ঘরের মধ্যে অনুষ্ঠান থাকে। তো এইগুলো থেকে আমি অনেকটা দূরে সরে গেছিলাম এবং মানে আমার মাথা থেকে একদম ছুটে গেছিল যে <scoffs> আমার কোন কিছু আসলে আ হ্যাঁ সাহায্য করতে হবে ঘরের সবাইকে। তারপর যখন আ দিন যাচ্ছে এবং আ ঈদ কাছে আসছে, তখন আমি হঠাৎ খেয়াল করলাম যে, "কি রে! আমি তো নিজেরও কোনো প্রস্তুতি নিলাম না এবং ঘরের ঘরের কোন কাজে সাহায্য করলাম না।" তো তারপর আসলে হয় <scoffs> কি যে, সবকিছু ব্যালেন্স ক হ্যাঁ! তারপর তাড়াহুড়া করে সবকিছু ব্যালেন্স করে একটা সময় বের করতাম, এটলিস্ট রাতের সময়টা হলো যে, মাকে যাতে সাহায্য করি, মার সাথে বসি, "কি আনতে হবে, কি করতে হবে?" তো ঐ বছরটা আমার সবসময় মনে থাকবে যে, আমি পাগল হয়ে গিয়েছিলাম। মানে ঈদ সে বছর ঈদের মতো আসলে লাগেনি এত কাজ ছিল।
বেশ দারুন! আচ্ছা, তারপর কি হল? হ্যাঁ, এটা আসলে হওয়াই স্বাভাবি <chuckles> এটা কিন্তু, হয়ে থাকে আর কি। <chuckles> হ্যাঁ আসলেও! এমনটা হয় ঈদের ক্ষেত্রে।
হুম, সেটাই।
তো বেশ আ চমৎকারভাবে বললেন যে, আপনার আ যেমনটি বিশেষ যে দিন বা ঈদের দিন আসলে, আপনি অনেক বেশি ব্যস্ততার মধ্যেও আসলে সবাই একত্রিত হওয়ার যে অনুভূতি, সেটা আসলে আপনার হয়েছে। যেমনটা আপনি বোঝালেন। তো দেখা যায় যে, আসলে আ পরিবারের মধ্যে ঈদের সময়গুলোতে, মুভি বা সিনেমা এগুলো কিন্তু দেখা হয়। তো আপনার ক্ষেত্রে কখনো এরকমটা হয়েছে কি না, পরিবারের সদস্যদের নিয়ে?
অ্যা না, আমার আসলে আ এভাবে কখনো একসাথে সিনেমা দেখা হয়নি। কারণ আমার হয় কি যে, আমার আত্মীয়-স্বজন বেশি। তো পুরো ঈদটা না? আত্মীয়-স্বজন বাসায় আসবে, তারপর তাদের বাসায় ব দাওয়াতের মধ্যেই <scoffs> চলে যায়। এবং দাওয়া শেষ হতে, হতে আমার ছুটি শেষ। তো কখনো এই জিনিসটা, আমার কখনো করা হয়নি এবং আমার ইচ্ছা আছে যে, আমি করব। কিন্তু এমনও হয় যে, একেক জনের পছন্দ, একেক রকম। যেমনকি মা-বাবা যেরকম সিনেমা দেখতে চায়, হয়তোবা আমি বা ভাই-বোন তেমন দেখতে চাই না। তো এই ব্যাপারটা নিয়ে কখনো আসলে একই সম্মতিতে আসতে পারিনি হ্যাঁ, সেটা সম্মতিতে আসতে পারিনি যে, আমরা একসাথে কোনো একটা সিনেমা দেখব। বাসায় দেখা হয়। বাসায় অ ছুটির দিনে অনেক সময় দেখা হয়। যখন আমরা বাইরে যাই না। তখন রাতে বসে আসলে একটা সিনেমা দেখি। এই টাই।
একদমই ঠিক বলেছেন। এমনটা কিন্তু আসলে হয়। বেশ দারুণ! বেশ আ চমৎকারভাবে কিন্তু, আ শত ব্যস্ততার মধ্যে থেকেও আপনার পরিবারকে যেভাবে আসলে সময় দেন, কাজের ফাঁকেও আসলে পরিবারের সাথে সময় কাটাতে ভীষণ ভালোবাসেন, যেমনটি আপনি বোঝালেন। তার পাশাপাশি পরিবারের আ সকল সদস্য আ ভালোবাসাটাও আসলে ভাগ করে দেন। একসাথে আসলে আড্ডা দেন বা বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকলেও আ কখনো, কখনো একত্রিত হতে হয়। সেটাও আপনারা পরিবারের মধ্যে আসলে দিয়ে থাকেন, সময়গুলো। তো আপনার সাথে এই ব্যাপারগুলো কথা ব আ এগুলো ব্যাপারগুলো নিয়ে কথা বলে, ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।